আগের পরিবারের ছবি দেখে তো মনে হয় যে, আ ব্যাকগ্রাউন্ডগুলা তো একদমই ভালো না। আর এখন যেমন মানুষ আসলে ব্যাকগ্রাউন্ড নিয়ে চিন্তা করে, দেখবেন এখন কিন্তু ফটোশপ করে বা AI ব্যবহার করে কিন্তু মানুষ ব্যাকগ্রাউন্ড পর্যন্ত পরিবর্তন করে ফেলছে এবং মানুষ কিন্তু এখন খুঁটিনাটি অনেক বিষয় দেখে। আ পোজ ঠিক আছে কিনা, মেকআপ ঠিক আছে কিনা, আ বা আপনি হ্যান্ড পার্স টা নিয়েছেন, সেটা সোজা আছে কিনা, চুলটা ঠিক আছে কিনা? প্রত্যেকটা জিনিস যেভাবে খুঁটিয়ে দেখে। তখনকার সময় কিন্তু এমনটা খুঁটিয়ে দেখা হত না। তখন কিন্তু মানুষ দেখতো যে, আ হাসিমুখ লাগছে কিনা বা ছবিটা আ সুন্দর আসছে কিনা, একটু ওড়নাটা ঠিক আছে কিনা? আমার মনে হয়, শুধু এতটুকুই কিন্তু দেখা হত এবং আমরা এ এইটুকুই দেখতাম। যে ভালো লাগছে কিনা? না হাসলে বলা হতো যে, "একটু হাসো, হাসলে সুন্দর লাগবে।" এবার ভালো লাগুক আর ভালো নাই লাগুক, ঐ হাসিমুখ করে দেখা যেত যে পরিবারের সাথে ছবি তুলতে হতো। আ সেখান থেকে এখন দেখবেন অনেকটা কিন্তু পরিবর্তন হয়েছে। এখন গোমড়া মুখের ছবিও কিন্তু অনেক ভালো লাগে এবং সেটাও কিন্তু মানুষ অনেক স আপলোড করে।
হু। হ্যাঁ। হুম, হু। একদম। হুম, সবকিছু। হুম। হুম, হুম। সুন্দর আছে। হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হুম। হুম। <laughs> হ্যাঁ। গোমড়া মুখের ছবির এখন একটা চল এসেছে। আ আপনি যেটা বললেন, ও শুনে হাসি উঠছে আমার। কারণ এখন এত ধরনের আ ব ঐ যে একটু আগেই যেটা বলছিলাম, মানুষ এখন হচ্ছে অনেকটা আ রিয়াল না, আমার কাছে মনে হয়। ছবি তোলার জন্যই হচ্ছে বিভিন্ন ধরনের আ এক্সপ্রেশন দিচ্ছে, যেটা আগের মতন। আগে তো হচ্ছে ছবি তোলার জন্য ক্যামেরার সামনে দাঁড়াতো। সেটাই হয়েছ মানে সেটাই ছবি তুলে ফেলত। আচ্ছা, আপনার কি কখনো ঐ যে আ হ্যাঁ, হ্যাঁ, আপনার কখনো কান্না করে বা
হুম। হুম। হুম, হুম। হুম। এখন তো আরো একটা জিনিস আপনি খেয়াল মানুষ তো চিন্তা করে পর্যন্ত সেজন্য
এভাবে ছবি তোলা হয়েছে?
উহুম, না। <chuckles> এটা খুবই আমার কাছে হাস্যকর লাগে। মানুষ দেখি অনেক সময় রান্না করে চোখের ছবি, আ দেখা যায় হচ্ছে আপলোড করে। চোখ নিয়ে হচ্ছে ২ লাইন আ কবিতাও লিখে ফেলে। আমার কাছে খুবই হাস্যকর লাগে। উম কারণ আ সবকিছু ছবি তুলতে হয় না। কিছু জিনিস ব্যক্তিগত রাখাই ভালো, কিছু অনুভূতি, কিছু স্মৃতি, বা উম নিজের ব্যক্তিগত থাকতে হয়। ছবি তুলে ফেললাম মানে যে আমি ক্যাপচার করে ফেললাম, বিষয়টা আমার কাছে তা না।
আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। হুম। রাখতে হয়, হ্যাঁ। হুম, হুম, হুম।